জি, এখন দেখেন এখন এই যুগে দেখা যাচ্ছে যে, অনেকে ইংরেজি মিডিয়ামে অনেকে পড়ছে। ইংরেজিটা ভালো শিখছে। অবশ্যই দরকার এটা। বাংলায় আ বলতে পারছে না, এটা খুবই দুঃখের। বাংলাদেশে থেকেও হচ্ছে বিদেশে অয়া ব ব বা প্রবাসী যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে। প্রবাসীদের দের দেটা প্রবাসীদের তা নয় ধরে নিলাম যে তাদের আশেপাশে সবাই বলছে না। শুধু বাবা-মা বলছে। কিন্তু বাংলাদেশে তো আশেপাশে সবাই বলছে। সেটা তো করা অবশ্যই উচিত বলে মনে হয়। তো এইক্ষেত্রে এইযে বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে এ যে জিনিসটা অ হচ্ছে। এইযে এ ছোটবেলা থেকেই শিখানো হচ্ছে bro। এই bro জিনিসটা কি? তার মানে এই brother বা bro না বলে ভাই, আমরা তো ছোটবেলা থেকেই তো ভাই বলে আসছি। বা sister, এটা শুখা শিখা হচ্ছে। ১ম এই শিখানো হচ্ছে ১ম হচ্ছে দা mom, dad এটা না বলে মা, বাবা এটা তো ব বা শিখানো যেতে পারে। আসলে এখানে কিন্তু অভিভাবকেরও কিন্তু কিছুটা দোষ আ কিছুটা না, আমি বলবো পুরোপুরি দোষ আছে এবং তারা যদি সঠিকভাবে ভাষাটাকে ভালোবেসে থাকতেন বা বাসাটা নিয়ে এই খা খামখেয়ালিপানাটা না করতেন এবং একটু সতর্ক বা, সজাগ থাকেন, তাহলে মনে হয় একটা ভালো অ ভাবে আমাদের ভাষা থাকবে এ এবং নতুন প্রজন্ম আসলে সুন্দর করে বাংলা ভাষায় কথা বলবে।
জি, অবশ্যই। জি, একদম। সবাই ঐরকম কথা বলে, হ্যাঁ। বুঝতে পেরেছি। জি, একদম। বুঝতে পেরেছি। মা, বাবা শেখানো উচিত। হ্যাঁ। বুঝতে পেরেছি। ভালো ভা ভাষাটা ধরে রাখা যাতে পারে। হ্যাঁ। বুঝতে পেরেছি। বেশ বললেন আপনি যে আসলে কথোপকথন করার মাধ্যমেই কিন্তু ভাষাকে ধরে রাখা যেতে পারে। যদি আমরা আ যেমন যে, আপনি যেমনটা বললেন যে ভালোভাবে যদি কথা বলা যায় আ দেখা যাচ্ছে বাচ্চাদের সামনে, তারপর হচ্ছে বড়দের, যেভাবেই হোক সতর্কভাবে যদি বাংলা ভাষায় কথা বলা যায় তাহলে কিন্তু খুব সহজেই ভাষাটা ধরে রাখা যেতে পারে। তো একটা জিনিস, এই যে প্রযুক্তির কথা হচ্ছে, প্রযুক্তি এসে প্রযুক্তির যুগে বাংলা ভাষা বা মাতৃভাষা ব্যবহার নিয়ে আপনার চিন্তাটা কি?
একটু সতর্ক থেকে কথা বলা।

না, এরকম কখনো আসলে আমার দেখা হয়নি। তবে শুনেছি যে, আসলে এটা কি, আ যারা যেই দেশে থাকে, সেখান থেকে এসে একটু স্মার্ট দেখানোর জন্য, তারা নিজেকে একটু সুদর্শন বলে সবার কাছে উপস্থাপন করার জন্য আসলে এরকম করে থাকে। কিন্তু এরকম আমি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম যে, তার এক আত্মীয় এসেছিল। এরকম করেছে যে, একটু বেশি হচ্ছে হল, সে <snorts> মিডল ইস্টে ছিল। তার মানে মধ্যপ্রাচ্যে ছিল। সেখানে থেকে এসেই একটু আ আরবিতে কথা বলা, এ বাংলার থেকে অতিরিক্ত আরবি বলা। তার মানে এটা একটা, বলতে পারেন, সবাইকে দেখানো আরকি। সবসময়
জি, অবশ্যই। জি, অবশ্যই। চর্চার ক্ষেত্রে হ্যাঁ, চর্চার ক্ষেত্রে অনেক সময় হতে পারে। আ দেখাচ্ছে সে, যেহেতু অনেক দিন ছিল।
না, এ এটা এ এট এটা আসলে আ ও ওর কাছ থেকে শুনে যেটা আসলে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে হলো কি, অনেকটা সবাইকে দেখানো যে আমি একটু মধ্যপ্রাচ্যে ছিলাম, দুবাইতে ছিলাম, এই আরকি। তো আপনাকে আমি বলছিলাম জি, জি, জি, বি বিশ্ববিদ্যালয় ওই ল্যাবের ক্লাসের সময় একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। তাজ ভাবলাম আপনার সাথে অবশ্যই এ বলি। এটা শুনলে বোধহয় আপনারও ভালো লাগবে। তো সেই জিনিসটা হচ্ছে, হলো কি, যে ওই ল্যাবের সময় তো অনেক ব্রেক নেয়া হয়। ৩-৪ ঘণ্টার একটা লম্বা ক্লা ক্লাস থাকে। এই ক্লাস থাকে ক্লাসের মধ্যে একটা ব্রেকে নিতে গেলে আমি বলছিলাম, স্যার, আমি একটু বাইরে যাবো? আরে, তা কে কি করবা? খাতি যাবা? তার মানে আ এটা এটা কি, দক্ষিণাঞ্চলের বাড়ি তো আমার। খাতি যাবা? তবে খেতে যাবা, কিন্তু আমরা অনেক সময় বলি না, খাতি বলি বলে থাকি। তা এইটা একটু ভিন্ন। তা এ সবাই হো করে হেসে উঠল। আমিও একটু কেমন জানি হল। তারপর থেকে আমারে স্যার সবাই দেখলেই বলত, কা তুমি কি তুমি কি খাতি যাবা? তা এই জিনিসটা আ একটু মজাদার ছিল। ১ম এ খারাপ লাগলো, পরে কিন্তু আনন্দ হয়েছে। এম মজা পেয়েছি যে
আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ। জি, অবশ্যই। হ্যাঁ, একদম অবশ্যই বলুন। জি, অবশ্যই। জি, অবশ্যই। একদম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বেশ! বললেন। হ্যাঁ, একদম। যে আসলে আপনাকে একটু আ মজা নেওয়ার চেষ্টা করেছে অনেকে। কিন্তু তারপরও, আপনি একটু খারাপ লাগার পরও, আপনি আপনিও একটু ওইখান থেকে মজা নেওয়ার চেষ্টা করছেন। এটা কিন্তু অনেক সময় বললেন। বা অনেকে মন খারাপ করে বসে থাকে। এটাও একটা বিষয় থাকে। তো এই যে এখন সোশ্যাল মিডিয়ার আ হ্যান সোশ্যাল মিডিয়ার যুগ তো সেক্ষেত্রে আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে মাতৃভাষা ইউজ করেন, না হচ্ছে আ ইংরেজি ভাষায় আ কথা বলেন, বা ইংরেজি ভাষা বেশি ব্যবহার করা হয়?
জি, আর জি, অবশ্যই হয়ে থাকে অনেক সময়।